তা change-এ কিন্তু একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে এরকম কিন্তু আসলে হবে যখন আমরা space-এ যাব। সেই ক্ষেত্রে হয়তো অনেকের দেখা যাচ্ছে ভয় কাজ করবে, আ অনেকে stressed হয়ে যাবে। Stress থেকে আসলে নানা রকমের stress টা নান রকমের symptom হিসেবে কিন্তু মানুষের গায়ের মধ্যে আসে। আ তো দেখা যাচ্ছে যে অনেকের হয়তো একটু আমি যতটুকু শুনেছি যে অনেকের হয়তো একটু অ বমি, বমি ভাব আসে বা মাথা ঘুরায়। এই যে জিনিসগুলো সেগুলো তো অবশ্যই আসতেই পারে। যেহেতু আসলে প্রচণ্ড গতি, প্রচণ্ড ঊর্ধ্বগতি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আসতে পারে আরকি। আর আম আসলে আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে বা মহাকাশে আমরা ভ্রমণ করছি বা আসলে যে কথা যে ভাবছি তো আপনার কি মনে হয় যে আসলে সাধারণ মানুষের জন্য এটা সহজলভ্য future-এ হতে পারে?
হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। অবশ্যই। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যে future-এ অবশ্যই হতে পারে। আম but এখন তো খুবই expensive একটা ব্যাপার। এখনো যে যাওয়া যায় না তা তো না। এখনো কিন্তু যাওয়া যায়। কিন্তু সেটা বলতে গেলে যারা scientist বা যারা গবেষণার কাজে আছেন শুধু তারাই যেতে পারে। But ভবিষ্যতে আমার কাছে মনে হয়
<chuckles> জি। হুম। অবশ্যই। হুম। হুম। হুম। হু, হুম। অবশ্য celebrity হলেও যাওয়া যায়। যেমন <chuckles> Jeff Bezos-এর আহ Blue Ocean-এ অনেক celebrityকে নিয়ে গেল আরকি। <chuckles>
<chuckles> হ্যাঁ। হ্যাঁ, এরকম যে Bezos হতে পারে তারপরে এইযে, আ কি বলে লোকটার নাম? Virgin Atlantic-এর যে ইয়া
হুম। হুম। Elon ওহ।